বুঝতে পেরেছি। তো যখন আপনি এই যে নতুন মানুষ বা নতুন একটা টিম বিল্ড করলেন, নতুন করে বন্ধুদেরকে বাদ দিয়ে তখন আসলে আপনি কি, কি requirements খুঁজতেছিলেন বা তাদের মাঝে কোন গুনাগুণগুলা দেখছিলেন বা কিভাবে বে একটা টিম বানিয়ে নিলেন?
হ্যাঁ। হু, হু, হু। না, আমি আসলে সবসময় কিন্তু চেষ্টা করেছি যে যাদেরকে আমি hire করব তাদের আসলে মোটিভেশন টা কেমন? তাদের আসলে কাজের প্রতি আগ্রহটা কেমন? কারণ আপনারা যদি মানে কাজের প্রতি ওই আগ্রহটা না থাকে, ওই স্পৃহাটা যদি না থাকে, ঠিক আছে? আপনি যদি হয়তোবা কাজটাকে আপনি আপনার এরকম 9 to 5 চাকরির মত যদি দেখেন। তাহলে কিন্তু পরে আ একটা startup মানে এরকম বড় করতে আসলে যে এই ধরনের একটা এনার্জির প্রয়োজন হয়, হ্যাঁ? ওই জিনিসটা কিন্তু আসলে তখন পাওয়া যায় না। তো এইজন্য আমি কিন্তু সবসময় চেষ্টা করছি যে, যারা মোটিভেটেড। যাদের মধ্যে আসলে <scoffs> প্রেরণাটা আছে, ঠিক আছে? এই ধরনের মানুষজনকে আমাদের গ্রুপে আসলে যোগ করা।
হু, হু। দাঁড় করানোটা একটু কঠিন হয়ে যায়। হুম, হু। বুঝতে পেরেছি। তো এই জিনিসটা কি শুরুতে আপনার জন্য খুব সহজ হয়েছিল বা একটা আ নতুন টিম বানিয়ে যখন নতুন মানুষদের নিয়ে আপনি কাজটা শুরু করলেন, তাদেরকে কি কাজ বোঝানোটা বা তাদেরকে আপনার মনের মতো বানিয়ে নেওয়াটা কি একদম সহজ হয়ে গিয়েছিল? নাকি আসলে এখানেও <scoffs> আপনার অনেক বেশি effort দিতে হয়েছে?
হুম। হুম। হ্যাঁ। <chuckles> না অবশ্যই এটা তো বেশ effort দিতে হয়েছে। আমার অনেকটা লম্বা সময় গিয়েছে। আমার আসলে আ একদম রাইট মানুষগুলিকে আসলে খুঁজে পেতে। হ্যাঁ? যে যারা আসলে চাকরির জন্য কিংবা হচ্ছে এই role এর জন্য পারফেক্ট। ঠিক আছে? তো আমি যখন এই যে আমার একটা COO যখন আমি সিলেক্ট করি তখন কিন্তু আমি আসলে যে চাচ্ছিলাম যে হয়তোবা আলরেডি এই ধরনের কোন একটা ই-কমার্স কাজের সাথে যুক্ত ছিল। ঠিক আছে? যে হয়তোবা করে এসেছে কাজগুলি, আ তাকে নিয়ে এরকম কাজ করব। ঠিক আছে? তো আ মানুষ যেহেতু দেখছিল যে, আমার কোম্পানিটা একদম নতুন। ঠিক আছে? আ আমাদের হয়তো বা এরকম কাউকে
ওকে। হু, হু। জি, জি। তো অনেকে তো নিশ্চয়ই অদ্ভুত হয়ে পড়ছিল যে একদম নতুন করে যখন শুরু করছেন, কাজ কেমন কি না হবে। তো তাদেরকে আপনি কনভিন্স কিভাবে করেছিলেন?
হ্যাঁ। জি।